অ অবশ্যই আমি পুরোপুরি একমত। দেখা যাচ্ছে কি? যে আসলে আপনি যেটা বললেন সেটা কিন্তু আসলেই এ ঠিক। যে আগে আমরা প্রতিকূলতার সাথে দেখা যাচ্ছে যে আগে পতি আবহাওয়া বা প্রতিকূলতার সাথে আমাদেরকে fight করতে হতো। হুট মাঝখানে কিন্তু আমরা অনেক control এ এসেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার কিন্তু একই জিনিস। আপনি দেখুন যে এইযে প্রচুর গরমের ফলে হিমালয় বা এইসব এ এরকম বড়, বড় পাহাড় যেখানে হচ্ছে উপরে বরফ থাকে সেসব কিন্তু আস্তে, আস্তে গলে পড়ছে। তো গলে যে পড়ছে সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর আদিম যুগের বলুন প্রচুর hidden virus বা রোগ থাকে। তো এইযে জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু আসলে একবার যদি আরও বেশি ভয়ানক level এ down হয়ে যায় বরফ যদি আরও ভয়ানক level এ মানে করে যায়, এরকম কিন্তু আরেকটা মহামারী দেখা দিতে পারে আমাদের এখানে হ্যাঁ।
জি। জি, জি। হু, হু। জি, জি। হু, হু। সে জি, জি, জি। অ হ্যাঁ। জি, জি, জি। হু, হু। জি, জি। ম হু, হু, হু। জি, জি, জি। জি, জি। একদম। হু, হু। হু, হু? হ্যাঁ, হ্যাঁ। ব্যা bacteria, virus। হু, হু। জি, জি, জি। হু, হু, হু। হ্যাঁ। হু, হু, হুউ। জি, জি। অ অবশ্যই, অবশ্যই এবং এটা তো বলাই আছে যে, আম আপনি জানেন কিনা জানিনা World Health Organization যারা WHO নামে পরিচিত, তারা কিন্তু বলেই দিয়েছে যে, ভবিষ্যৎ পৃথিবীতে একটার পর একটা মহামারী আসতে থাকবে এখন থেকে এবং মহামারীগুলো হচ্ছে যে আ মানুষের জনসংখ্যা ঠিক যত দ্রুত ছে ঠিক তত দ্রুত কমা শুরু করবে। তো সেইক্ষেত্রে আসলে আমার মনে হয় যে এটা আসলে একটা চিন্তার ব্যাপার। কারণ দেখেন একটার সাথে কিন্তু একটা connected, রাইট? আব এ যখন কিনা আ জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেখান থেকে হচ্ছে যে আমাদের সা স্বাস্থ্য সাথে একটা connection আছে। আমাদের পরিবেশগত connection এর সাথে আমাদের lifestyle একটা connection আছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে একটা প্রব্লেম solution যদি করা যায়, একটা। তাহলে সেটা chain reaction হিসেবে অনেক প্রব্লেমের solution কিন্তু হয়ে যাবে, তাই না?
হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম। হুম। হুম। অবশ্যই। হুম, হুম, হুম। হুম, হুম, হু। হুম। অবশ্যই। হু, হুম। হুম। অবশ্যই। হুম। হুম, হুম, হুম, হুম। একদম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। হুম। হু, হু, হুম। অবশ্যই। আমিও একদম পুরোপুরি একমত। দেখা যাচ্ছে কি? যে আমরা আ পরিবেশ চেঞ্জ নিয়ে বা global warming নিয়ে প্রচুর কথা বলি। আমরা কিন্তু দেখা যাচ্ছে যে বা মানে অনেক সময় এই জিনিসটাকে অনেকে modern মানে অনেক বড়, বড় country গুলোতেও কিন্তু এগুলো নিয়ে আসলে বলে যে এটা fake বা global warming ঠিক না। কিন্তু আপনি যখন <chuckles> হা আপনি যখন আসলে impact গুলো দেখতে পারবেন যেমন মাঝখানে কিন্তু আমাদের ozone layer যেটা ছিল, সেটা কিন্তু একদম ছিদ্র হয়ে একদম বাজে অবস্থা হয়েছিল। এখন কিন্তু এটা অনেকটুকু repair হয়েছে। সেটা repair হওয়ার কারণ কি? এ পৃথিবীর বিভিন্ন দেশে carbon আ নিঃসরণ নিয়ে প্রচুর আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট এমাউন্টের বেশি carbon নিঃসরণ করা যাবে না। এটা কিন্তু একদম international level এ এখানে বেশিরভাগ country পৃথিবীর সাইন করেছে। সেটার পরে কিন্তু আসলে আপনি দেখুন যে যেটা আসলে ভাবলাম যে সেটা ঠিকই হবে না সেই জিনিসটি কিন্তু আসলে naturally ঠিক হয়ে গেল। তো আমার মনে হয় আসলে আমরা capable এইযে জলবায়ুর যে এইসব সমস্যা হচ্ছে এগুলো আসলে revise করতে পারতাম আমরা যদি আসলে আমরা সেই effort টা দিতাম।
জি, জি। জি, জি, জি। হু, হু। জি, জি, জি। উ জি, জি, জি। হু, হু। একদম, একদম, একদম। জি, জি, জি। হ্যাঁ। ঠিক, ঠিক, ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ। উ জি, জি। হু। উ হু। একদম, একদম। হু, হু। জি, জি, জি। হুউ, হু, হু। আ হ্যাঁ। উ জি, জি। হু, হু। উ-হু। একদম। হু, হু। হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।